<smacks lips> হ্যাঁ, একদম এটাই। স্কুলের বন্ধুগুলোর বিষয়টা এরকম <chuckles> জ্বি। আর হচ্ছে আ ধরেন ইউনিভার্সিটি লেভেলে যেটা হয়, আ মানে কোন মা অনেকটা কৃত্রিম লাগে অনেক ফ্রেন্ডশিপ আবার অনেক সময় প্রয়োজনের ভিত্তিতে বা কারো সাথে স সম্পর্ক ভালো থাকলে বেশি হবে। প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট এর সুবিধা হবে। এরকম কিছু আছে আ ইউনিভার্সিটি লাইফ এ। কা এবং সেগুলো দেখবেন চাকরি জীবনে যখন চলে যাবেন ওই, ওই বন্ধুদের সাথে খুব একটা যোগাযোগ হয় না। আনলেস আপনি খুব ভালো কোন পজিশন এ যদি না থাকেন আরকি। তো কিন্তু হচ্ছে স্কুল জীবনে একটা হয় কি আমরা তো ছোটবেলা অ ঐ যেটা আপনি বলছিলেন যে ভালো খারাপ তো অত বুঝি না। যার সাথে ভালো লাগে কথা বলতে, গল্প করতে, মজা করতে তার সাথে ফ্রেন্ড হই। কোনো স্বার্থের বিষয় নাই, কিচ্ছু নেই। একদম মানে ইনোসেন্ট যে বিষয়টা। রিয়াল ফ্রেন্ডশিপ। একটা যে একটা আ কানেকশন গড়ে ওঠে। এটা আসলে ভোলা যায় না। <smacks lips> আর স্কুল জীবনের অভিজ্ঞতা বলতে অনেক রকমই আছে। <smacks lips> আ আপনাদের তো জানি না। আপনার কি হচ্ছে যে অ্যা একই স্কুলের ফ্রেন্ডরা সব একসাথে কোচিং করতেন এরকম ছিল?
জী। হু ,হু। হু, হু। একদম। হু, হু। একদম। বুঝতে পেরেছি। হু, হু। উহু। হম, হম। একদম। একদম। না হ্যাঁ। হু, হু। হু, হু।